আ আসলে এখন একটা বিষয় নিয়ে নিজের মনের মধ্যে এত বেশি আ যন্ত্রণা বা কষ্ট বয়ে যাচ্ছে যে, কি বলবো? যে নিজেকে থাকে না? যে নিজের কিছু বিষয় নিয়ে কারো সাথে শেয়ারও করতে পারছি না। আবার দেখা যাচ্ছে নিজে, নিজেই struggle করে যাচ্ছি নিজের বিষয়গুলোকে নিয়ে। তো সাম্প্রতিক সময়ে এমন হয়েছে যে আ যখন সে সেই বিষয়গুলো নিয়ে একটু deeply চিন্তা করা শুরু করলাম তখন দেখছি যে উম থাকে না? যে আ নিজস্বতা বলতে যে কিছু থাকে মানুষের মধ্যে সেটাই আসলে হারিয়ে ফেলেছি আমার কাছে মনে হচ্ছিল। তো যখন আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিলাম তখন খুবই খারাপ লাগছিল। নিজের মধ্যে একটা কষ্ট আ খুঁজে পাচ্ছিলাম উম যে আসলে এতদিন কি করে আসতেছি বা কি করছি। আ নিজের মধ্যে কোন মানে সবকিছুই দোটানা লাগছিল যে খুবই একটা uncertain এর মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম একটা বিষয় feel হচ্ছিল।
হু, হুম। জি। উ-হুম। উ-হুম। জি। আচ্ছা। উ-হুম। জি। উহুম। বুঝতে পেরেছি। আসলে আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন। তবে শুরুতেই আমি আপনাকে যেটা বলবো যে অতটাও ঘাবড়ে যাবেন না এবং অতটাও বেশি serious হয়ে যাবেন না। কারণটা হচ্ছে যে, আপনি যত বেশি ঘাবড়ে যাবেন এই সমস্যাগুলো তত বেশি আপনার ভেতরে দানা বেঁধে যাবে এবং যার ফলে পরবর্তী সময়ে আপনার সিদ্ধান্ত তে সিদ্ধান্ত নিতে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তবে আপনার কাছে আমি একটু জানতে চাই যে, আপনি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন, আ তো এই বিষয়টা স যদি একটু clearly বলতে পারতেন তাহলে আমার ক্ষেত্রে আসলে একটু পরামর্শ দেওয়াটা সুবিধা হতো আরকি।
আচ্ছা, আমার যেটা হয়েছে যে, উম ওইযে যেটা বলছিলাম যে নিজস্ব যে একটা টাইম, হ্যাঁ? সময়, নিজস্বতা হ্যাঁ, যে থাকে না? যে এখন পরিবারের সাথে থাকছি। আবার দেখছি দেখা যাচ্ছে যে পরিবার যেহেতু সংসার করছি তো পরিবারকে সামলানোর একটা দায়িত্ব কিন্তু অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, আবার নিজের পড়াশোনাও কিন্তু চলছে। ঠিক আছে? নিজের পড়াশোনাও চলছে, পরিবারের স মানে সংসারও চলছে। আত্মীয়স্বজন সবাই দেখা যায় যে আসা যাওয়া একটা সময় থাকে। কিন্তু আ স্বাভাবিকভাবেই এটা ঠিক যে সবাই বলে যে বিয়ের পরে সবকিছু চেঞ্জ হয়ে যায় বা আ অনেক কিছু বদলে যায়। এটা একটা বিষয় ঠিক আছে কিন্তু নিজের যে একটা সময় আছে সেই সময়টা আমি শুধুমাত্র ওইযে পড়াশোনার ক্ষেত্রে যখন ক্লাস করছি সে সময় আর হয়তোবা যখন ক্লাসে যাচ্ছি সে সময় মানে এই স যাওয়া আর অনলাইন ক্লাসও থাকে আমার। তো ওইযে ক্লাস অনলাইনে যখন করছি সেটা একটা সময় আর যখন যাচ্ছি সেটা একটা সময় ছাড়া আর কোন নিজের সময়ই নাই। তো এইযে বিষয়গুলো হয়েছে যে উম তারপর না নিজেকে আয়নায় দাঁড়িয়ে একদিন ওইযে বলছিলাম যে চিন্তা করছি যে খুবই আ কষ্ট লাগছিল যে আমি কতদিন নিজের একটু যত্ন নেই না, আ নিজেকে একটু সময় দেই না। কারণ মেয়েদের তো অনেক শখ থাকে, তাই না? যে দিনশেষে আ একটু নিজের যত্ন নেওয়া, নিজের শরীরটাকে একটু যত্ন নেওয়া হয়তোবা নিজের চেহারাটাকে একটু আ যত্ন নিলাম। সেটাও কিন্তু ভালো লাগা দেয়। কিন্তু মানে এই সময়গুলোই পাচ্ছি না। নিজের শখগুলোকে পূরণ করার কোন সময়ই উঠে পাচ্ছি না। তো এই জিনিসটাতে ভারসাম্য রাখতেও কষ্ট হচ্ছে। কারণ নিজের মনটাও চাচ্ছে আবার করতেও পারছি না। কষ্ট পাচ্ছি সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা বলা যায় যে ঝড় উঠে যাচ্ছে মনের মধ্যে যে, "মানে কি করা দরকার?"
উম জি। আ আচ্ছা। হু, হু। হু, হু। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। জি। হু, হু। হ্যাঁ। হু, হু। জি। হু, হুম। জি। জি। হু, হুম। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। উম জি। হুম, হুম। হুম। হুম জি। আস হু, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি আসলে আপনার কথাটা শুনে আসলে মনেই হচ্ছে যে, আপনি অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে ব্যাপারটা হচ্ছে কি জানেন যে, পরিবার এবং নিজের যে ব্যক্তিগত সময়ের মধ্যে আসলে ভারসাম্যটা বজায় রাখাটা এক ক্ষেত্রে একটা চলমান challenge-ই বলা যেতে পারে। অনেক সময় নিয়েক নিজের কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব এবং নিজের যে প্রয়োজনগুলো আছে, সবকিছুই একসাথে সামলে নিতে গেলে অনেকটাই হিমশিম খেতে হয় আর তবে এক্ষেত্রে আপনার আসলে যে সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলব যে, "আসলে আপনি যেটা করতে চাচ্ছেন, সেটার জন্য একটা স্পষ্ট সীমা নির্ধারণ করাটা সবথেকে বেশি জরুরি।" কারণটা হচ্ছে যে, আসলে পরিবারের সদস্যদের সাথে কথা বলে একটি স্পষ্ট সীমা রেখা টেনে নিতে পারেন আপনি সেক্ষেত্রে এবং কোন সময়টা আপনার একান্ত নিজের এবং কোন সময়টা পরিবারের জন্য, তা কিন্তু সবাইকে বুঝিয়ে দিলে সবথেকে ভালো হয়। বিশেষ করে এ প্রতিদিন যেমন আ দেখা যাচ্ছে যে আপনি একটা সময় বের করে নিতে পারেন এক্ষেত্রে যে, ৭:০০-৮:০০ পর্যন্ত আপনি আপনার জন্য একটা সময় বের করে নিলেন যে, সেখানে আপনি আপনার ব্যক্তিগত কাজগুলোই করবেন। সেটা হতে পারে আপনার শারীরিক যে আ আপনি যত্নের যে কথাটা বললেন, সেটা করতে পারেন অথবা আপনি আ ব আপনার যে class-এর কথা বললেন, সেক্ষেত্রে আপনার বই পড়ার যে অভ্যাসটা, সেটাও আপনি চালিয়ে নিতে পারেন। তো আপনি এভাবে করেও একটু চেষ্টা করে দেখতে পারেন এবং একটা উ সুনির্দিষ্ট একটা পরিকল্পনার ব্যাপার থাকে। এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সময়টাকে একটু ভাগ করে নিতে পারেন। কারণ হুট করে সময় বের করে নেওয়াটা আ কষ্টকর ব্যাপারই হয়ে যায়। এক্ষেত্রে আপনি আপনার সুবিধামত দেখা যাচ্ছে সাপ্তাহিক বা দৈনন্দিন কোনো একটা routine তৈরি করতে পারেন। সেই routine অনুযায়ী আপনি আপনার কাজগুলোকে ভাগ করে, নিয়ে আস্তে ধীরে সেটা শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে জি।
জি, জি। হ্যাঁ। আচ্ছা। হু, হুম, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আসলে বিষয়টা হয়েছে কি যে আ routine -এর যে কথাটা বলছিলেন, তো উম স্বাভাবিকভাবেই সংসারের যখন কাজগুলো চলতে থাকে, আ দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে হয়তোবা একটা নাস্তা বানা মানে নাস্তার একটা আয়োজন করতে হচ্ছে, হ্যাঁ? নাস্তা-পানি শেষ করে তারপর দেখা যাচ্ছে যে এইযে দুপুরের একটা আয়োজন করতে হচ্ছে, যেটা উম মোটামুটি শেষ করে যেহেতু পরিবারের মানুষজন আছে, তাদের সবার একসাথে আয়োজন করে শেষ করে, আ দেখা যায় যে খেতে, খেতেই আমার আমার নিজের খেতেই দেখা যায় যে ২:০০ থেকে ৩:০০ বেজে যাচ্ছে। ৩:০০ তো মোটামুটি বেজেই যায়। এই যে ৩:০০ বেজে যাচ্ছে, এরপরে দেখা যায় যে আমি যে হয়তোবা সবকিছু গুছিয়ে তুলতে, তুলতেই একটা সময় পে পার হয়ে যায়। এরপর যখন দেখা যায় যে আমার হয়তোবা online-এ class থাকছে যেটা দেখা যায় যে ৫:৩০ থেকে শুরু হয়ে যায়।
হু, হু। উ হুম। হ্যাঁ। উ হুম। হ্যাঁ। আচ্ছা। উ হুম। আচ্ছা।
তো সেটা যখন করছি, স্বাভাবিকভাবেই সেই ক্লাসটা থাকছে ৩ ঘণ্টা, যেটা ০৮ঃ৩০ পর্যন্ত। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাকে ক্লাসের ফাঁকেই মানে আ নাস্তার যেই item গুলো আমি ওইযে দুপুরের খাওয়া-দাওয়ার পরে ওগুলো রেডি করে ফেলি। এইযে রেডি করে পরে ক্লাসে বসছি, এর মধ্যে যদি ক্লাসে ১৫ মিনিট break দেয়, ওই সময়টাতে এসে একটু খোঁজ খবর নেই। এরপরে না যে নিজের একটা সময়, নিজের হাজবেন্ডের সাথে যে একটা সময় কাটাবো। মানে থাকে না যে, ঠিক আছে আমি কাজ-টাজ করলাম, সন্ধ্যাবেলা একটু free time পাচ্ছি বা দুপুরবেলা একটা নিজের আ রাতের বেলা যেয়ে তো আর <chuckles> মানে দিনের অনেকটা সময় অনেক mood অন্যরকমই থাকে। সকালবেলা একটা ভালো mood থাকে হয়তোবা দুপুরবেলা একটা mood থাকে। রাতের বেলা যেয়ে, সবকিছু করার পর অনেক বেশি ক্লান্তি চলে আসে। তো এইযে ক্লান্তিটা পরে আর কোনোভাবেই দেখা যাচ্ছে যে ঘুম ছাড়া, সেটাকে কোনোভাবেই আর মানে শেষ করা যায় না। তো ওই যখন ঘুমোতে যাই, তখন নিজের মধ্যে একটা frustration কাজ করছে কয়েকদিন থেকেই যে, "আসলে উম আমি কি এমন আ একটা <chuckles> বিষয়ের মধ্যে ফেঁসে গিয়েছি যে, আ নিজের জন্যই সময় বের করতে পারছি না! আসলেই কি এতটাই কঠিন সবকিছু? তাহলে অন্যরা কিভাবে করে!" তো নিজেকেই আসলে নিজে blame করছি দেখা যায় কোনো না কোনোভাবে যে, "আমার জন্যই হয়তো বা আমি কোনো না মানে সময় কোনো বের করতে পারছি না বা আমার দিকে আমি খেয়াল রাখছি না বেশি। আবার দেখা যাচ্ছে যে আমার দিকে খেয়াল রাখতে গেলে হয়তোবা আমি পরিবারের খেয়াল রাখতে পারবো না। তারা হয়তোবা মন খারাপ করবে।" এইগুলোও মাথার মধ্যে ঘুরে ফিরে আসছে আর
হ্যাঁ। আচ্ছা। হু, হুম। জি। হু, হু। আ হ্যা। জি। হু, হু। উ জি। আ হ্যা। জি। হু, হু। হু, হু। হু, হু। উ জি। জি। জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ। উম জি। হু, হু। আচ্ছা। <clears throat> জি। বুঝতে পেরেছি। আসলে আপনি যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, আসলে আপনার ক্ষেত্রে এই ধরনের চিন্তাটা মাথায় আসাটা এটা স্বাভাবিক ব্যাপার। তবে দেখুন, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে, আসলে আপনি আপনার কাজের দায়িত্বগুলো, একটু হালকা ভাগাভাগি করেও নিতে পারেন। সেটা আপনার সুবিধার্থে আপনি করতে পারেন। সেন যেটা হতে পারে ঘরের কাজ বা অন্য দায়িত্বগুলো আপনি পরিবারের যে সদস্যরা আপনার আছে, তাদের সাথে আপনি এটা ভাগাভাগি করে নিতে পারেন। যেটা হতে পারে আপনার স্বামী বা আপনার সন্তানদের সাথেও আপনি সেটা করতে পারেন। এতে করে আপনার উপর কাজের চাপটা অনেকটাই আ কমে যাবে এবং আপনার ব্যক্তিগত যে সময়টা আপনি বের করতে পারছেন না, সেটা সহজভাবে আপনি বের করে নিতে পারবেন। এবং আমি সর্বোপরি যেটা বলবো যে, "আপনাকে নিজের প্রতি আগে একটু নমনীয় হতে হবে।" কারণ আপনি যেভাবে সবকিছু চিন্তা করছেন, সবসময় হয়তো স পরিকল্পনা মাফিক সেক সবকিছু নাও চলতে পারে। তাই প্রয়োজন হলে নিজের পরিকল্পনাটা কিছুটা পরিবর্তন করাটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি এবং এর জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে নিজের প্রতি এতটা কঠোর না হয়ে, কিছুটা নমনীয় মনোভাব আ রাখলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার এই ধরনের কাজগুলো করাটা অনেকাংশে আপনার জন্য সুবিধা হয়ে যেতে পারে। তবে আপনার কাছে আমি একটা বিষয় আসলে জানতে চাচ্ছিলাম যে, আপনি এইযে <swallows> অ্যা নিজের জন্য যে সময় বের করতে পারছেন না বা নিজের জন্য কি সময় নেই, এটা কি আপনাকে খুব বেশি চাপে ফেলছে? নাকি এটাতে আপনি অনেকটাই চাপ অনুভব করছেন? যদি এই জিনিসটা একটু বলতেন আরকি।
আ হুম, হুম। উ-হুম, হুম আচ্ছা। আ হ্যাঁ। হ্যা। সেটা আসলে বিষয়টা এমন হয়েছে যে আ সময় বেরও করতে পারছি না। আবার দেখা যাচ্ছে যে সময় নেই বলবো। কারণ হ্যাঁ, হয়তোবা বের করতে পারছি না দেখে সময়টা নেই। তাই না? যে আ কারণ নিজে থেকে ওইযে বলছিলাম যে দিনশেষে নিজের কাছেই রাতের বেলা যে question-টা আসে যে আমি কি উম এ এতটাই আম মানে এ থাকে না বয়স তো এখনো অত বেশি হয়নি যে আ নিজেকে এভাবে বলবো যে হ্যাঁ, অনেক তো বয়স হলো। এখন আর নিজের জন্য সময় বের করে কি করব? এরকমটা চিন্তাও তো করতে পারি না। এখন আসলে মনটা অনেক কিছু চায় করতে। কিন্তু
হু, হু। জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ। জি। হু, হু। হু, হু। হু, হু।
ওই যে আ সময় বের করতে পারছি না দেখে নিজের কোনো সময় নেই। এরকম একটাই বিষয় কাজ করে আমার মধ্যে যে আ ওই যে নিজেকে blame করা যে আমি তো পারছি না। আমি হয়তোবা তাড়াতাড়ি করতে পারলে, তাড়াতাড়ি রান্না-বান্না শেষ করতে পারলে, আমি হয়তোবা তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারলে আমি হয়তোবা সময় পেতাম। এটা একটা বিষয় আসছে। আবার একটা জিনিসও আসে যে আ নিজে থেকে হয়তোবা দায়িত্ব বেশি নিয়ে ফেলেছি। আ নিজে থেকে হয়তোবা বেশি, বেশি কাজ করতে চাচ্ছি বা আবার নিজের কিসের time? আবার এটা নিয়েও নিজেকে blame করি। তো খুব একটা দোটানা, খুব একটা উম কষ্ট চাপা আছে মনের মধ্যে বলা যায়। আর উ দিনশেষে আসলে ভাবায় অনেক বেশি যে নিজের নিজস্বতা কোথায়? সেই ছোটবেলার আমি কোথায় চলে গেলাম? ছোটবেলা না, এই সংসার জীবনের আগেকার আমি কোথায় গেলাম? হ্যাঁ, যে, যে শখগুলো কোথায় গেল? সময়গুলো কোথায়?
আচ্ছা। হু। হু, হু। উম জি। হু, হু। জি। হু, হু। জি। আচ্ছা। হু। হু, হু। জি। হু, হু। জি। হু, হু। হ্যাঁ। জি। হু, হু। জি। বুঝতে পেরেছি। আসলে দেখুন, এক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত সময়টাকে মানে অপরাধবোধ ছাড়া একটু উপভোগ করার চেষ্টা করুন। কারণ অনেকেই নিজের জন্য সময় বের করলে অপরাধ অপরাধবোদে ব বোধে কিন্তু ভোগে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি মানসিকভাবে সুস্থ এবং সতেজ থাকেন তবেই কিন্তু আপনি আপনার পরিবার আর আ আরও ভালোভাবে পরিবারকে আরও ভালোভাবে সময় দিতে পারবেন এবং আপনার যে দায়িত্বগুলা আছে সেগুলা আপনি সঠিকভাবে পালন করতে পারবেন। সেক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে যে পরিবার এবং নিজের যত্ন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটাকেও বাদ দিয়ে কিন্তু অন্যটি করাটা কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য আমি বলব যে সচেতন হওয়ার জন্য আ আপনার ২ টি দিকেই ভারসাম্য রেখে আসলে কাজগুলোকে সমানভাবে চালিয়ে নিয়ে গেলে দেখবেন যে আস্তে ধীরে এই সমস্যাটা আপনার অনেক সময় আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদিও বা সমস্যাটা একটু জটিল কিন্তু অত জলদি করেও যাবে না। তবে এটা একটু সময় রুটিন করে নিতে পারলে বা ধাপে, ধাপে একটু ভাগ করে নিতে পারলে একটা সময় গিয়ে দেখতে পারবেন যে আপনি যেভাবে চাচ্ছেন বা আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটা এক শ একটা সময় গিয়ে আপনি কাটিয়ে উঠতে পারবেন বলে আমি আশা করছি। এ জী।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। না, মানে ধন্যবাদ আপনাকে। এইযে আপনি বললেন যে অপরাধবোধটাকে একটু কমানোর, না আমার কাছে মনে হয় যে এই বিষয়টা কাজে দিবে আমার। যে আমি নিজের উপরে যে অপরাধবোধ নিয়ে আসছি সেটা হয়তোবা কমিয়ে ফেলতে পারলে আমার অনেকটাই হালকা লাগবে। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য আর এই ছোট, ছোট পরামর্শ দেওয়ার জন্য।
হু, হু। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। জী। কোনো ব্যাপার না। আসলে এমনটা হয়েই থাকে। তবে এই বিষয়গুলো আসলে যত নরমালি নিতে পারবেন তত বেশিই আপনার জন্য ভালো।